হুম, এটা কিন্তু আসলে আমার ১ বার ট্রাই করা হয়েছিল, যে ফুস্কার কথা বা ওই যে ঝাল ফুস্কার কথা। তখন কিন্তু আমি আগে জানতাম না এরকম ঝাল ফুসকা বা এরকম বোম্বাই মরিচ দিয়ে আসলে পা ফুসকা আসলে পাওয়া যায়। তো আমি তখন আসলে কলেজ থেকে আসছি, ফিরছিলাম। তো আমার মনে আছে, আমার আ ফ্রেন্ড আমাকে হঠাৎ করে বললো যে এরকম ম্যাদা এক ধরনের আসলে ফুচকা পাওয়া যায়। কিন্তু তখন এখন আসলে যতটুকু আমি ঝাল খেতে পারি, তখন কিন্তু আরো, আরো খেতে পারতাম না। মানে মনে হত যে আমার থেকে মনে বাচ্চারা বা ২ বছর বাচ্চা মনে একটু বেশি ঝাল খায়। <chuckles> এরকম একটা অবস্থা ছিল।
আচ্ছা। অ্যা একদম। হ্যাঁ, হ্যাঁ। উ আচ্ছা, আচ্ছা। ও, তাহলে বলা যায় যে, আপনি একদমই ঝালের মানুষ না, ঝাল থেকে একদমই বিরত থাকে সব সময়। আচ্ছা।
না। <chuckles> এ স হ্যাঁ, একটু মানে ওইদিক থেকে একটু ভীতু আসলে বলা যায় যে ঝালের ক্ষেত্রে থেকে। তো তখন আমি একটু সাহস করে গেলাম যে না, আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখি, চলো তো সব বন্ধুরা মিলে আসলো, ১ম বার যাওয়া। আ তখন দেখলাম কি যে, ওইখানেই শুধু বোম্বাই মরিচ দিচ্ছে এমন না। ঝালের কিন্তু ওখানে ৩ টা ক্যাটেগরি, মানে ওখানে কাঁচা মরিচ দিছে, শুকনা মরিচ দিছে, মানে যেটা পোড়া মরিচ, আর তারপর হচ্ছে বোম্বাই মরিচও দিচ্ছে। তো সেটা আবার দিচ্ছে কোথায়, ঘূর্ণির ভিতরে দিচ্ছে, আবার টকের ভিতরেও দিচ্ছে। আমার তো দেখে তো ১ম এই আমার অবস্থা শেষ। যে আমি বলতেছি, না আমি তো এত ঝাল, তো আমার কথা হ্যাঁ, এত ঝাল তো আমার পক্ষে খাওয়া আসলে সম্ভব না কোনোভাবেই। তো সেই ক্ষেত্রে ওরা আমাকে অনেক জোরাজুরি করল, না এটা তো আসলে মজা হবে অনেক।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যে এত ঝালের অ্যা কোয়ালিটি চলে এসেছে। হ্যাঁ। অ্যা
তো পরবর্তীতে আমি যখন আসলে খেলাম, আমার কাছে তো মজা ঠিকই লেগেছে, কিন্তু খাওয়ার পরে আমার এত বাজে অবস্থা হয়েছে যে আমার তো আসলে পুরা মাথা ঘুরানো। আমি আসলে মনে হচ্ছে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তারপর আ বুক থেকে পেট পর্যন্ত মনে হচ্ছে জ্বালা করছে কারণ ১ম এইরকম হ্যাঁ।
অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল, আচ্ছা। উম উম আসলে মানে ঝালটা যেহেতু ইউজড টু না আপনি, সেক্ষেত্রে দেখা গিয়েছে সেটা আপনার আ সেক্ষেত্রে কি পেটের কোনো সমস্যা হয়েছে বা এরকম কোনো কিছু হয়েছিল কিনা? পরবর্তীতে কিভাবে আসলে কন্ট্রোল করেছেন?
<laughs>